দেখুন গান শোনা কিংবা হচ্ছে গান দেখার ক্ষেত্রে সবারই তো একটা নিজস্ব মানসিকতা থাকে, বা হচ্ছে তার পার্সোনালিটি এটার মধ্যে একটু কাজ করে। সেক্ষেত্রে আপনার উপর কোনটা বেশি প্রভাব ফেলে? মানে বন্ধুদের যে recommendation সেটা নাকি algorithm?
<hiccups> হু, হু। আ হ্যাঁ, হ্যাঁ। আ দেখেন, গানের ক্ষেত্রটা কিন্তু আসলে অনেক সময় হয় কি যে বন্ধুদের থেকে কোন একটা গান সাজেস্ট করলো, তো ওই সময়টাতে ওই গানটা শুনতে, শুনতে কিন্তু ভালো লেগে যায়। বা আ বন্ধুরা অনেক সময় কিন্তু সাজেস্ট করে, যে না এই জনরার গানগুলো দেখতে পারিস। আ যেমন আ ইন্টারনেটে আসলে আমার একটা বন্ধু তুর্কিশ কিছু গানের একটা প্লেলিস্ট দিয়েছিল। তো ঐখানে কি হয়েছিল? আমি কিন্তু আসলে গানের মানেটা বুঝি না। তবে আ তাদের যে সুর বা গানের ধরন আপনার বা অ্যা গিটারের উপরে যে ইয়া করে আপনার বাদ্যযন্ত্রের উপরে। তো ঐটার যে টোন টা ঐটা কিন্তু আসলে অসম্ভব রকমের ভালো লাগে। আর আরেকটা হয় কি
উ হুম। ওকে। উ হু। ঠিক আছে। হু, হু। আচ্ছা, আপনি যে turkish guitar এর কথা বললেন, আসলে এই turkish guitar টার আওয়াজটা কি মানে আমাদের যে গিটার গুলো পাওয়া যায় বাংলাদেশে অধিকাংশ, সেটা থেকে কি আলাদা?
হু, হু। উম জি।